না, না এটা কখনোই আসলে আসেনি। কা আমি খুব সাপোর্ট পেয়েছি মানে আমার উ যে কাজের ওইজ ব্যাপারটা সেটা হচ্ছে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমারই ছিল, মানে সেখানে আসলে স সত্যি কথা বলতে বিয়ের আগে বাবা-মার কাছ থেকেও কোনো রকম, কোনো রকম প্রেশার পাইনি বা বিয়ের পরেও শ্বশুরবাড়ি বা আমার স্বামী থেকেও কোনো রকম প্রেশার আমি পাইনি।
একদমই, বেশ দারুণ বলছেন। আ প পরিবারের কেন্দ্রিক যে ব্যাপারগুলো আছে সেটার দিকে বেশি প্রা প্রাধান্য দেওয়া হয়েছে, পরিবারটিকে এমনটি কি?
হুম, হুম। হুম, হুম, হুম, হুম একদম, একদম, মানে আমার পরিবার থেকে কোনো দিক থেকে প্রেশার ছিল না তুমি বেতন বেশি পাও বা স ঘরে সময় দিতে পারছ না। এসব নিয়ে কোনো দিন, কোনো দিনই আসলে আমাকে কোনো প্রেশার পেতে হয়নি। আমি যেটা করেছি নিজ উদ্যোগেই করেছি, নিজের সচেতনতা থেকেই করেছি। আ মানে আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এর প্রায়োরিটিটা আমাকে এখন বেছে নিতে হবে। কোনটা আমার প্রায়োরিটি আ আমি যদি প্রায়োরিটি টা বেছে না নিতে পারি, তাহলে কিন্তু আ কোনোটাই আমি আসলে এগিয়ে যেতে পারবো না। তো আমার আ ওয়ার্ক লাইফ বেলেন্স বলেন বা ক্যারিয়ার পাথ বলেন, দুটোর মধ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে তখন আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে হ্যা, আমাকে কি করা উচিত। তো ঐ ভেবেই আমি আমার মত করে সিদ্ধান্ত নিয়েছি যে না একটু যদি টাকাটা একটু কমও বাজ মানে অ্যাকাউন্ট এ ঢোকে মাস শেষে হ্যা
বেশ দারুণ বলছেন। খুবই দারুণ, খুবই দারুণ। একদমই, একদমই। ছুটি, চুনি একদম। মানে টাকা কম হলেও আপনার আসলে বা মা মানসিক শান্তির যে জায়গাটা সেইদিকটায় কিছুটা আ নজর দেওয়া হয় এমনটি।
হ্যা, হ্যা সেইটাই। একদম, একদমই তাই। কারণ মানসিক শান্তিটা যদি না থাকে না অ্যা কোনো কিছুতেই আসলে শান্তি পাওয়া যাবে না। পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেনো, যত টাকাই আপনি ইনকাম করুন না কেনো। মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে উপরে এবং কাজের জায়গায় যদি মানসিক শান্তি না থাকে সেটা কিন্তু এক ধরনের বোঝা হয়ে দাঁড়ায়। মানে আমি অনেককে দেখেছি যে মানে একদম বিমর্ষ অবস্থায় দিনের পর দিন কাজ করেছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। অসুস্থ হয়ে গেছে। তো আমি কখনোই সেটা আমার লাইফ এ আসলে চাইনি।
একদম, ঠিকই বললেন। একদমই ঠিক বললেন। একদমই, একদমই। একদমই বেশ

হ্যাঁ। উচ্চ বেতন এবং পাশাপাশি অনেক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু অনেক একটা সময় আমার হয়েছে যে এরকমই এরকমই একটা চাকরিতে প্রায় মানে আমার রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছিল। কিন্তু অ্যা পরবর্তীতে আমি যেটা দেখলাম যে, ওদের ওয়ার্ক লাইফ বেলেন্সটা আসলে তেমন একটা নেই। ওই যেটা বললাম ৯ টা থেকে ৫ টার চাকরি না, ৯ টা থেকে ৮ টার চাকরি ধরুন। মানে বাড়িতে আসতে, আসতে যেটা হবে যে, আমি আমার সন্তানকে হয়তোবা সারাদিনে পাবোই না। সে সকালে ঘুম থেকে উঠেও আমাকে পাবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাকে পাবে না। তো সেক্ষেত্রে আমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। যে কি করা যায়? তো পরে আমি যেটা ভাবলাম যে, যে কাজে গিয়ে আমি আসলে আনন্দ পাবো না বা মানসিক সন্তুষ্টিটা পাবো না। সেই কাজটা হ্যাঁ।
একদম, এক। একদমই ঠিক বললেন। একদমই ঠিক। হ্যাঁ, এটা কিন্তু একদম দারুণ বললেন। যে আসলে সত্যিই, যে আসলে আনন্দ না পেলে বা সমস্যা মনে হলে তো কাজটাও কিন্তু ঠিকভাবে করা হবে না। তাই না?
হুম। সুন্দরভাবে করা যাবে না। একদম, একদমই তাই। আপ আমি যদি আমার পারিবারিক জীবনে বা আমার ব্যক্তিগত জীবনে হ্যাপি না থাকি। তো যেটা হবে, আমি কাজকেও কিন্তু ওভাবে করে আমার সম্পূর্ণটা দিতে পারব না। আমার যদি সারাক্ষণই টেনশন থাকে যে, আমার বাচ্চাটা কি করছে বা আমার ঘরে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আরেকটা সবথেকে বড় জিনিস যেটা যে ৫ঃ০০ র পরে যখন আমাকে অফিসে থাকতে হবে, আমার আসলেই তখন আর কোনো কাজে মনোযোগ হ মনোযোগী আমি থাকব না। তো ওই ধরনের সিচুয়েশন আমার কাছে মনে হয়, আমি যে কাজটা করব সে কাজটাতে আমি ফোকাসড থাকতে চাই সবসময়। যতক্ষণই করব আমি যেন ফোকাসডলি কাজটা করতে পারি। এখন যদি ফোকাসডই না থাকি, তাহলে যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, সেটা তো আমি আসলে করতে পারব না। সেক্ষেত্রে যতই আমাকে বেতন দেয়া হোক না কেনো, আমার যখন ওরা পারফরম্যান্সটা ভালো পাবে না, তখন ওই বেতনেও কিন্তু এক ধরনের একটা ঘাটতি পড়ে যাবে। হ্যাঁ? বা আমার অ্যা উ ক্যারিয়ারগত যে উন্নতিটা। সেটা কিন্তু আমি আর করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে, আ যেখানে অ্যা সবকিছু মিলে আনন্দ পাওয়া যায় বা একটা সামাজিক সম্মানও থাকবে বা মানসিক সন্তুষ্টিও থাকবে, সেক্ষেত্রে একটু বেতনটাকে সেক্রিফাইস করাই আমার জন্য আমি আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে থাকি আসলে। অ্যা কারণ আম আমার কাছে হু, হু।
একদমই, একদমই। একদমই ঠিক বললেন। একদমই ঠিক বললেন। একদমই ঠিক। একদমই, একদমই। একদমই, এ একদমই, একদম। খুবই দারুণ বললেন। এবং, এবং খুবই দারুণভাবে কিন্তু আসলে বললেন। যে আসলে অনেক ক্ষেত্রে আসলে আপনি সুযোগ-সুবিধা পেয়েছেন। কিন্তু আসলে অ্যা পরিবারের কথা ভেবে বা বাচ্চার কথা ভেবে বা বিভিন্ন যে পারিপার্শ্বিক যে দিকগুলো রয়েছে বা আ সিকিউরিটি বা নিরাপত্তা সবকিছুই চিন্তাভাবনা করেই কিন্তু আপনি আসলে চাকরির ক্ষেত্রে কিন্তু আসলে বা অ্যা সেটাকে প্রায়োরিটি না দিয়ে আসলে বেতন কম হোক। কিন্তু আসলে আমার নিরাপত্তা এবং পরিবার-পরিজনকে যেন আমি সময় দিতে পারি। এটা এটাই কিন্তু আপনার কাছে বেশ আ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং তৃপ্তির যে জায়গাটা, সেটা আরকি। তো কখনো কি এরকমটা হয়েছে যে, আসলে অ্যা কাজ করে বা হচ্ছে বা আ কাজের চেয়ে আসলে বেশিই আসলে বেতনেই বেশি আ তৃপ্তি পাওয়া হয়েছে? না কাজ করে ওলে অনেক সময় আসলে দেখা যায় যে, আসলে অ তৃপ্তি পাওয়ার যে ব্যাপারটা সেটা আরকি, কোনটার ক্ষেত্রে আপনার কাছে বেশি ভালো লাগে?
হুম, হুম। হু, হু। হু, হু। আমি সামনেই গেছি। হু, হু। গুরুত্ব পেয়েছিল। একদম। হু, হু, হুম। হুম। হুম। হুম।